না, তাদের তো মানে হয়েছে কি আপনার ২-১টা স্টেশন পরে আপনার হচ্ছে গিয়ে ওই ট্রেনের মানুষ অনেকটাই কমে গিয়েছিল, ঠিক আছে? ২টা স্টেশন। ঐটা মূলত আপনার এই ৩টা স্টেশনে থামে, ঠিক আছে? আর এটা মূলত থামার কারণটা হচ্ছে রাতের ট্রেন তো, রা চট্টগ্রাম তো যেতে আপনার ৫ ঘন্টার মত লাগে। তো ১২ টার সময় ছাড়ছে। তো, ৫ ঘন্টায় যদি যায় তো ভোরবেলায় তো আসলে ঐখানে অনেক ভোর হয়ে যায়। তো ওরা আরকি থেমে, থেমে মানে এই ৩-৪ টা স্টেশনে থেমে ১ ঘন্টা ১.৫ঘন্টা ডিলে করছে। যে, হচ্ছে যাতে হ্যাঁ, যাতে একটু সকালে গিয়ে পৌঁছায়, ঠিক আছে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক, ঠিক। তো এই কারণেই মূলত ওই মানুষগুলো তো জানে, যে, এই ট্রেনগুলো এই জায়গায় জেগে থামে। তো ওই জায়গায় স্থানীয় মানুষগুলো উঠছে। তো এই কারণে মনে করেন যে, হচ্ছে গিয়ে তখন তো ট্রেনটা ধরেন ফাঁকা হয়ে যায়। মানে একটু, একটু, যখন সহনীয় হলো, তো তখন হচ্ছে তারা ওই লোকজন ডেকে, ডেকে, তারপরে মানে, উনারা আসলে উনারদের ব্যাগের কথাই বলছে। ওনারা এস্পেসি বলেনাই, বলে যে, আমাদের ব্যাগ হারাইছে, ব্যাগ দেন। আর এই যে, আ মানে এরকম আমার ভাইয়ের সিট এরকম, এরকম, বলে হচ্ছে ইয়া করেছে এই সিটটা তাড়াতাড়ি ইয়া করে দেন। আমরা তো ভিড়ের মধ্যে আপনাদের ডাকতেও পারিনি। এখন তাড়াতাড়ি মেনেজ করে দেন। উনারাও চট্টগ্রামে ছিল আরকি। তো এভাবে আরকি তারা নিজের, নিজের লোক বলে আরকি এভাবে করাইছে। কারণ দেখা গেল না হলে কারণ যেহেতু একটা ফ্যামিলি সেহেতু অবশ্যই তাদের গুরুত্ব দিবে। এজন্য আরকি।
আচ্ছা। জি, জি। আচ্ছা। মানে ডিলে করে। মানে আলো যাতে ফুটে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। জি, জি। হু, হুম। জি, জি, সাহায্য করেছিল আর কি। আচ্ছা। সাহায্য করেছিল আপনাদেরকে। বাহ! হ্যাঁ, হ্যাঁ। সেটাও ঠিক একদম। এটা কিন্তু এই যে, ভালো একটা আসলে বুদ্ধি আপনি খাটিয়েছেন। যে, ফ্যামিলি থেকে আসলে সাহায্য নেয়া। কারণ নিজে যদি একা হইতো তাহলে তারা দেখা যেত যে, তেমন একটা পাত্তা বা আসলে মানে অগ্রাধিকারই দিত না। তারা হয়তো বুঝে যেত যে, সমস্যা নাই। সে হয়তো আসলে উঠলো। তো এই যে, আপনার এই যে, ভ্রমণটা হয়েছিল বা ট্রেনে করে আসলে ভিড়ের মধ্যে হারিয়ে যাওয়ার যে, একটা প্রবণতা তৈরি হয়েছিল, এরপর থেকে আপনি সাধারণত যখন আসলে কোন এক জায়গায় ভ্রমণ করেন সেটা ট্রেনে হোক, বাসে হোক, বা যেকোন ক্ষেত্রে হোক এর প্রত্যেকে আসলে সাধারণত কি, কি, ধরনের পদক্ষেপ, বা আপনি সাবধানতা অবলম্বন করেন?
হতেই পারে, জি।

আসলে সাবধানতা বলতে কি মানে এক্ষেত্রে একটু মানে দেখা গেল যে, মানে সাবধানতার মতোই যে সবকিছু আসলে নিজের কাছে রাখার চেষ্টা করি বা কিছু। আর এটা একেবারে অপ্রীতিকর একটা ঘটনা ঘটেছে। ঠিক আছে? এবং এরকম ঘটনা আমার সাথে একবার আরেকবার হয়েছিল সেটা হচ্ছে আপনার ঈদের সময়। আর এই ঘটনাটা মূলত আপনার বাসে হয়। তো ঘটনাটা যেটা ঘটেছিল যে আপনার আমি আ ঢাকা থেকে আপনার বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। মানে রওনা দিয়েছিলাম বলতে যাওয়ার অ্যা নিয়ত ছিল আরকি। তো তখন যেটা হলো আমরা আ গাবতলী থেকে হানিফ বাসে উঠি। তো হানিফ বাস গুলোকে ওরা কিন্তু ব্যানার এর মধ্যে লেখা থাকে না। এটা কোন জায়গায় যাবে। ঠিক আছে? তো আমিও খুব ক্লান্ত ছিলাম। মানে ঠিক ঐ দিনই আমি মার্কেট করে
জী, জী। হুম, হুম। হুম, আচ্ছা। জী, জী। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা। মানে আর খোজার চেষ্টা করেন নাই, উ হুম।
হ্যাঁ, হ্যাঁ ঐদিন মার্কেট করে ঠিক আছে? পরে ঐদিনই হচ্ছে বাসের টিকেট চলে। সারাদিন মার্কেট করে সন্ধ্যায় কোন মতে ইফতার করে ১.৫ ২ ঘন্টা খুব একটু রেস্ট নিছি। এরপর হচ্ছে নামাজ পড়তে আবার এই আপনার হচ্ছে গিয়ে এই মানে বাসের উদ্দেশ্যে চলে আসছি। হ্যাঁ, হ্যাঁ বাস ধরতে। তখন অনেক টায়ারড ছিলাম। কারণ রোজার মধ্যে আসলে সারাদিন হাঁটাহাঁটি করা মানে তো বুঝে নি। তখন যেটা হলো জাস্ট ওরা বলছে যে কাউন্টার এর সামনে বরিশাল বাস আসছে তাড়াতাড়ি উঠেন। তা আমিও কি করছি বাসের মধ্যে উঠে গেছি একদম সামনে। এখন সামনে বলতে যে তাদের ওটা যে পার্কিং করে আগে থেকে ছিল আমার না খেয়াল ছিল না, বা বুঝি নাই। তো ওটার পেছনে বাসটা আমার ছিল বরিশালের তো আমি ভুলে উঠছি
হায়, হায়! ট্রেন, বাস ধরতে্ল কলে গেলেন। জী, জী। এহে। জী, জী। আচ্ছা মানে আপনি ভুলে একটা বাসে ওঠার জায়গায় অন্য বাসে উঠে গেলেন। তো বুঝতে পারলেন বিষয়টা?
হ্যাঁ। হ্যাঁ, উঠে তো গেছি হানিফ বাসে। কিন্তু যেটা হইছে যে আপনার ওই ঈদের সময় তো ঈদের সময় আপনার দেখলাম ওরা হয়তোবা টিকিট ও চেক করে নেয় ভাবছে মানুষ কি ভুল করবে যাই হোক। আমি হঠাৎ করে মানে চোখ বন্ধ মানে ঘুম, ঘুম ভাব মানে ঘুমাচ্ছিলামই। একটা পর্যায়ে মনে হলো কি আমি উপরের দিকে উঠতেছি, ঠিক আছে। তো আমি চিন্তা করতেছি বরশালে উপরে উঠতেছি কাহিনী কি বরি মানে মানে আমি এটা ভাবতে ভাবতেই চোখটা খুলে দেখে কি আমি ভৈরব সেতুর মধ্যে আছি। পরে আমি চিন্তা করলাম কি ব্যাপার আমি এখানে কেন? পরে আমি জিজ্ঞেস করি বাস কই যাই। ঠিক আছে? এবং মজার বিষয় হচ্ছে হুম।
আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। হায় হায়! জী, জী। আয় হায়! মানে পুরা একটা ভুল জায়গায় চলে গেলেন। না, ওই পরিস্থিতিতে আসলে আপনি যেমন বললেন যে আসলে ভুলে আসলে বাসে উঠে গেলেন। এটা কিন্তু সাধারণত অসত অসতর্কতা হওয়ার মধ্যেই হয়। আপনি হয়তো তারাহুড়োর কারণে অসচেতন ছিলেন বা বুঝে উঠতে পারে নাই যেমনটা বললেন রোজা রাখলেন বা ক্লান্তি ছিলেন। তো এই পরিস্থিতি কাটিয়ে উঠলেন কিভাবে কারণ আপনি তো বলতে গেলে যে পুরো একটা অন্য রাস্তায় চলে যাবার কথা ছিল বা চলেই যাচ্ছেন। তো আসলে আপনি কি করলেন তখন?
একদম।